জ্বী।
তো আচ্ছা হুম।
এটা তো আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আসলে ছোট, ছোট উপায় খুঁজে, খুঁজে বের করাই আমাদের সবচাইতে মৌলিক লক্ষ্য হওয়া উচিত। কারণ এগুলো না দেখলে আসলে আমাদের দৈনন্দিন জীবন আমাদেরকে খেয়ে ফেলবে। আমাদেরকে কি ব আমাদেরকে তার ভারে ঝুকিয়ে ফেলবে। একদম মাটির সাথে মিশিয়ে ফেলবে। এটা আসলে কল্পনারও বাইরে। কিন্তু এর যে মনোভাব বা এর যে চিন্তাধারার একটা প্রভাব আমাদের মুড এর উপরেও পড়ে। এটা এটাও কিন্তু আমি বলবো যে এটা এটা বাস্তব যে আসলে দৈনন্দিন জীবনে দেখা যায় মাঝে, মাঝে ওই ছোট, ছোট শখগুলো বা উপায়গুলো বাস্তবায়ন করতে গেলে কো করতে গেলে বা কারো সাথে শেয়ার করতে গেলে তখন নিজেরও একটু একটু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। যেমন আমি প্রায়শই কয়েন কালেক্ট করি। মানে বিভিন্ন দেশে যাই, যখন যাই না যাই বা কাজের ক্ষেত্রে গেলেও হোক বা যে যখনই যাই আমি কয়েন গুলো নিয়ে এসে রেখে দেই। এরকম বেশ কিছু কয়েন আমার কাছে আছে। কিন্তু মানুষের কাছ থেকে চেয়েও, চেয়েও রেখে দেই। যেরকম বাংলাদেশের একটা কয়েন আছে আমার কাছে ২৫ পয়সার ৪ কোণা। সেই সেই ২৫ পয়সার কয়েনটা কিন্তু বেশ কিছু মানুষের কাছে নেই। আমি আসলে রেখে দিয়েছি। একজনের কাছ থেকে খুঁজিয়ে রেখেছি। তো সে যখন তার কাছ থেকে আমি খুঁজে রেখে দিয়েছি সে বেশ রাগান্বিত হয়। কারণ সে বলে টাকা দিয়ে তুমি ২৫ পয়সা দিয়ে তুমি কি করবা? এটা এটাতো মানে সে ব্যাংকে চাকরি করত। তার কাছ থেকে আমি জ্বী, জ্বী। মানে এটা লজ্জার বিষয় <chuckles> জ্বী।
হু, হু। হুম। একদম। আসলেই। হুম। একদম, একদম। একদম। উ হু, হু। হু, হু। আসলেই। হুম। হুম। আসলেই। হুম, হুম। হুম। হুম, হুম হু, হু। হুম। হু, হু, হু, হু। আচ্ছা, আচ্ছা ২৫ পয়সার, আচ্ছা দারুন তো। দারুন। হুম। <chuckles> <laughs> আমি বুঝতে পারছি আরকি যে এটা যে আপনার শখ। এটা যে আপনার শখ। আ সেটা আসলে ওই যারা কয়েন কালেক্টর আপনার মতো তারাই কিন্তু আসলে আপনার এই বিষয়টার আসলে মূল্য দেবে। আ কিন্তু আ এই যেমন ধরেন আ যারা এই আমি হচ্ছে গিয়া একটু হারবাল জিনিসপত্র যেমন সজনে পাতার চা হাবিজাবি এগুলো খেতে পছন্দ করি। আমার কাছে মনে হয় এগুলো আমার মুড ভালো রাখবে। তো আমি যখন এগুলো করতে যাই আমিও কিন্তু ওই যে মানে লোকে মা একটু কেমন যেন তাকায়। এগুলো কি করছে? পাগল নাকি? হ্যাঁ একদম। হ্যাঁ একদম। ওরা প্রচলিত একটু কিছুর বাইরে দেখলেই হচ্ছে গিয়ে তাদের হাজারটা সমালোচনা করতে হবে। যা হোক আসলে আমাদের নিজেদেরকে আম নিজেরাই ভালো রাখতে হবে আরকি। আমাদের যাতে আনন্দ হয় এগুলো এরকম খুঁজে, খুঁজে করতে হবে। আপনি ভালো থাকবেন। কথা বলে অনেক ভালো লাগলো।
জ্বী। জ্বী, জ্বী। জ্বী। জ্বী, জ্বী। চমৎকার, জ্বী, জ্বী। অবশ্যই। জ্বী, জ্বী। <chuckles> স্বাভাবিক জ্বী। মানুষের মানুষের কাজ শুধু নিন্দা করা এছাড়া আর কোন কিছুই না। মানুষের সোসাইটিতে জি, জি। সেটাকে নিন্দা করবে। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী। জ্বী। আপনার সাথেও কথা বলে ভালো লাগল। ধন্যবাদ।
বিদায়।